হ্যাঁ এ এই একদম ঠিক। এই যে অ্যা সে য যতক্ষণ সময় হচ্ছে যাতায়াত করে হচ্ছে ক্লাসে যেত বা আসতো ততক্ষণ সময়টাও যদি সে ঘুমিয়ে নেয় বা আ ধরুন যে তার থেকেও একটু বেশি সময় এমনিতে তো মানে এমনিতে তো সবাই ঘুমায় সরাসরি ক্লাসে গেলেও তাও কিন্তু এ ঘুমাতেই হয়, তাই না? তো সেখানে কিন্তু সে একটু বেশি করে ঘুমানোর সময় পেল এতে করে তার হয়তো
জি, জি। জি, অবশ্যই। জি এটা তার উম শারীরিক যে মানে ক্লান্তিটা থাকে এটা অনেকটাই চলে যায়। আর আসলে শুধু শারীরিক না মানসিকও একটা ক্লান্তি তৈরি হয় যখন পরীক্ষার আগে আ যেমন আপনাদের ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার আগে অনেক রকমের আ মেন্টাল প্রেশার যায় স্টু মানে শিক্ষার্থীদের মধ্যে দিয়ে। তো ওই টাইমটা আমার মনে হয় খুব, খুব ভালো আর আপনার কাছে কি মনে হয় যে মানে এই যে আ কোন ধরনের ক্লাস গুলো সবচেয়ে ভালো হবে যেগুলো আমরা অনলাইনে নিলে? যেমন একটা তো আছে বিশেষ কিছু ক্লাস, সেটা তো আছেই।
অনেকটা চলে যাবে হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে কোন ধরনের ক্লাসগুলো বলতে আমার আম ব্যা বিশেষ করে হচ্ছে ধরুন অতিরিক্ত ক্লাসগুলো যেগুলো আম অতিরিক্ত ক্লাস যদি বলি বিষয়টা অনেকটা এমন যে ধরুন আম এ ক্লাসে একটা ব্যাপার বোঝানো হয়েছে, তো সেই ব্যাপারটা হচ্ছে আরেকটু রিক্যাপ করার জন্য হ্যাঁ, আরেকটু ভালো করে মানে বোঝানোর জন্য।
জি, জি অতিরিক্ত ক্লাস। আরো উম হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে আরো বিস্তারিত ভাবে বা বোঝাতে পারে, হুম।
হ্যাঁ আবার আবার ধরুন যে হচ্ছে দে দেখা গেল একটা ক্লাসে তো একটা নির্দিষ্ট সময় ধরা থাকে তাই না? যে মা এতটুকু সময় ধরে হচ্ছে এই ক্লাসটা চলবে
এ সময় কম সংক সম্পূর্ণ শেষ নাও হতে পারে। হ্যাঁ।
হ্যাঁ সম্পূর্ণ শেষ নাও হতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে ওই ব আ যে টপিকটা হচ্ছে সম্পূর্ণ করার জন্য আ একটা অনলাইন ক্লাস নেওয়া যেতে পারে বা এই সব শিক্ষার্থীরা যেরকম সময়ে আরকি ফ্রি থাকবে এবং শিক্ষক তিনিও যে সময় ফ্রি থাকবেন তো এরকম একটা সময় নিয়ে হচ্ছে তিনি আ আ অনলাইনে ক্লাসটা নিতে পারেন। আবার এছাড়াও অম দেখা গেল যে এ কোনো আ বিশেষ কোনো ব্যাপার যে, যেমন ধরুন যে কোনো একটা আ ঘটনা ঘটেছে তো এই সময়ে হচ্ছে আ শিক্ষার্থীদের বাহিরে না না বের হওয়াই ভালো। তো সেক্ষেত্রে কিন্তু বা অনলাইনে
হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। জি, অনেক সময় আছে তো ওইযে রাজনৈতিক যে বিভিন্ন রকমের পরিবর্তন আসছে যেকোন সময় আ দেখা যাচ্ছে যে এমন একটা পরিবেশ তৈরি হচ্ছে কেউ চা চাইলেই বেরোতে পারছে না।